জি, জি একদমই ঠিক বলেছেন, দেখেন অ্যা যদি বলি, আমার অ্যা ঈদ উৎসবের কথাই যদি বলি আমি একটু যে, "আমাদের দেখা যায় রোজার ঈদের আগে কি হয় না আমরা চেষ্টা করি যে অ্যা সবাই তো কাপড়-চোপড় কেনে আমারও তো ছ এরকম আগ্রহ থাকে।" শুধু যে নিজের জন্য কিনি তা না, আমি কিন্তু চেষ্টা করি আমার পরিবার বা আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিছু, কিছু দেওয়ার জন্য উপহার। তো সেক্ষেত্রে কিন্তু সবাই পেয়ে কিন্তু খুশিও হয় একটা ভালো সম্পর্ক হয়। ঈদের সময় দেখা যাচ্ছে তাদের বাড়ি গেলাম দেখা করতে বা আ নানুর বাড়ি গেলাম আমাদের বাড়িতে তো অনেক আ মানুষ আছে, ঈদের ছুটিতে বাড়িতে আসে যে যাদের সাথে অনেকদিন দেখাও হয় না। একটা ভালো সম্পর্কও হয় সেক্ষেত্রে হ্যাঁ, যেহেতু অনেকদিন পরে দেখা হয় ভালো লাগে যে, "আরে কতদিন দেখা হয়নি!" বিশেষ করে এই উৎসবগুলোতেই কিন্তু এই দেখা করার সুযোগটা হয়। অন্য কোনো সময় কিন্তু হয় না।
হু, হু। হু, হু। হু, হু। নিশ্চয়ই। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। উম-হুম। চমৎকার, চমৎকার নিঃসন্দেহে! হু, হু।